তাদের নিজেদের এই ফাস্ট ফুড চেইন এ পরে তারা কোনরকম বিজনেস ডিসিশন চেঞ্জ করে, আ ৩ টা ব্রাঞ্চ বন্ধ করে দিয়ে, একটা নতুন ব্রাঞ্চ করার চেষ্টা করতেছিল, যেখানে মেনু টা হবে একটু অন্যরকম। দামটা একটু বেশি থাকবে, মেনুতে আইটেম কম থাকবে। কারণ আগে তো ছিল হচ্ছে যে, ধরেন regular fast food type বিশাল বড় মেনু, অনেক অপশন। তাই না? সেখান থেকে তারা একটু চেষ্টা করতেছিল জিনিসটা Gourmet টাইপ বানানোর। এবং আমি যতদূর শুনছিলাম আ এটা কয়েক বছর আগের কাহিনী যে, তাদের ওই জিনিসটা ঠিকমতো ইয়া হয় নাই। তারা যেভাবে ট্রাই করছিল সেভাবে সাক্সেস্ফুল হয় নাই। তো এই জিনিসগুলো শুনে আসলে অনেক ভয় লাগে যে এত কাজ, এত টাকা এটার পিছনে যাবে, এটাতে অনেক রিস্ক আছে তো। তাই না?
উ হু। আচ্ছা, আচ্ছা। উম হ্যাঁ, আসলে ঠিক বলেছেন। এই যে এখানে কিন্তু প্রচুর একটা ধৈর্যর ব্যাপার আছে, একটা সময়ের ব্যাপার আছে। আমার কাজটা যদি আমি বলি, তো আমার কাজটা তো আমি চাইলেই এখান থেকে আ আমি কাপড় নিতে পারছি না। তো আমি যেহেতু বুটিক্সের ব্যবসা অ করতে চাচ্ছি তো সেই কাপড় গুলোও তো আমার কিনতে হবে। বিভিন্ন একটা যাওয়া, একটা পরিবহন, একটা সময়েরও ব্যাপার আছে। সব কিছু আসলে জোগাড় করা, আবার সেগুলো ঠিকঠাক মতো ও ওখানে একটু ওই যে ই করা, প্রাইজের একটা বিষয় আছে সেগুলো কিন্তু নিজেদের মতন লেখা লাগে, অনেক কিছু করা লা হ্যাঁ, একরা হু, হু।
হু। হু, হু। হ্যাঁ, আসলেই। হ্যাঁ, হ্যাঁ, তারপর অনেক ধরনের বিল আপনার পে করতে হবে। কারেন্ট এর বিল, ভাড়া।
সেগুলো তো আছে। এগুলো একটা ধৈর্যর একটা বিষয় আসছে আসলে। তো
হ্যাঁ, হ্যাঁ, আপনি যে ডেকোরেশন করবেন, সেগুলোর ডিসিশন। তারপর অনেক ধরনের ইকুইপমেন্ট কিনতে হবে আপনার। আপনি যদি কাউকে হায়ার করেন সি তারও অনেক logistics হ্যাঁ।
হুম। <smacks lips> হ্যাঁ। হুম, তাদেরও একটা ওব হ্যাঁ, হ্যাঁ, সেটাও চিন্তা করতে হবে। আমি একা আসলে যদি বলেন একা কখনোই সম্ভব না। এভা তো লোক লাগবেই, তাই না? লোক না হলে কিন্তু এই কাজ কখনোই করা যায় না। আপনার এ্যা হ্যাঁ, একা, একা, আমি কেউ আসলেও দেখা যাচ্ছে কিনতে বা কোন কিছু, আমি কতগুলো দেখাবো একা, একা? আরেকজন থাকলে অবশ্যই ভালো হয়। কারণ সেগুলো আবার সাইজ করে রাখা, সবকিছুই একটা ধৈর্যও লাগবে যে বিরক্ত হলেও হবে না। আবার মানুষের সাথে একটা ভালো ব্যবহারও শিখতে হবে ভালো করে। কারোর সাথে একটু কড়া, কড়াও, বলা যাবে না কোনভাবে। অনেক সময়ে অনেকে দেখা যায় যে কি, উম যে আমরা যেমন দোকানে যাই, কিনলাম না, অনেকগুলো দেখে-টেখে চলে আসলাম। তো বিরক্তি প্রকাশ্য সেটাও কিন্তু করা লাগবে না। এটা একটা বড় ধৈর্য আমি বলবো। ধৈর্য ধরে রাখার একটা বিষয়।
হ্যাঁ। হ্যাঁ। আসলে। হ্যাঁ। হ্যাঁ, এবং হু। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ।

হুম। আচ্ছা, আপনার বুটিক দোকানের ব্যাপারে কিছু বলেন। কী ধরনের আ জিনিস আপনি বিক্রি করবেন?
আসলে কি আমার বুটিক দোকানে আমার ইচ্ছা যে, সেখানে শুধু মেয়েরাই ঢুকতে পারবে, এন্ড মেয়েদের যাবতীয় সবকিছু থাকবে। যদি ধরেন, একটা কাপড় কিনলো, তো সেখান থেকে সে ম্যাচিং করে জুয়েলারিও কিনতে পারবে। সবকিছু আর কি, মেয়েদের আইটেম, বলতে পারেন। হুম। মানে হ্যাঁ।
আচ্ছা, আচ্ছা। আ আচ্ছা। হুম। রাইট। আমার আম্মুর একটা কসমেটিক্সের দোকান আছে। আ সেখানে, সেখানে, শুধু মেয়েদের জিনিস। হ্যাঁ, অনেক ধরনের প্রোডাক্ট।
ও আচ্ছা, আচ্ছা। হুম, এটা কিন এটা কিন্তু ভালো, খুবই ভালো। আসলে কি স মেয়েরা আজকাল কিন্তু এটা করছে। আমার এই শখটা মানে কিভাবে হইছে, বলতে পারেন। এই যে, আমরা YouTube এ দেখি না, বিভিন্ন রকম পোশাক আশাক, আ মানে অ্যাড দিচ্ছে বারে, বারে, দেখা যাচ্ছে কিনার জন্য বলছে। হ্যাঁ, তো এটা দেখে আমারও খুব আ মানে শখ হইছিল আর কি সর্বপ্রথম। যে, আমিও যদি এরকম একটা দোকান খুলতে পারতাম। আর বলতে পারেন, আমার এখানে আমি যেখানে থাকি, ওরকম মেয়েদের কিন্তু কোন দোকানও নাই আসলে।
হু, হুম। হ্যাঁ। হু, হুম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হুম। আপনি কিন্তু চাইলে এই জিনিসটা অনলাইনেও করতে পারেন।
হুম। হ্যাঁ, অনলাইনেও করা যেতে পারে, কিন্তু আমি অনলাইনে করতে চাই না। আমি চাই ১ টা বড় দোকান হবে, যেখানে আমি থাকবো এন্ড, আ সবাই আসবে আরকি। <chuckles> তো এরকম স্বপ্ন আমার।
হুম।
তো আপনার
আমার মায়ে মাঝে মধ্যে গিয়ে দোকানে বসে, ওখানে অনেক আশেপাশের আন্টিরা আসে, মহিলারা আসে, একটু আড্ডা হয়, একটু লুডো, একটু আ কফি খাওয়া, চা খাওয়া। জিনিসটা ভালোই। মানে আমারও ভালো লাগে যে, উনি কিছু একটা করে ব্যস্ত আছে এবং
আচ্ছা, আচ্ছা। হুম, উম, হুম। ।হুম।

আসলে স্বপ্নের কথা যদি বলেন, তো ছোটবেলা থেকেই তো কত, কত স্বপ্ন, স্বপ্ন আর ইচ্ছাগুলো বলতে পারেন change হতে, হতে এখন একটা নির্দিষ্ট একটা স্বপ্নে এসে পৌঁছেছি যেটা আমি করতে চাই, পূরণ করতে চাই, আমার খুব ইচ্ছা হ্যাঁ, হ্যাঁ, তো অনেকের স্বপ্ন থাকে না যে, বড় একটা ভালো job করবে
হুম। আচ্ছা। হ্যাঁ। সেটা?
তো আমার কিন্তু এরকম job করার কোনো ইচ্ছা নাই আর
হু, হ্যাঁ। এহ আচ্ছা, আচ্ছা। তাহলে কি, আপনার স্বপ্নটা কি?
বলতে পারেন। আমার আমার একটাই স্বপ্ন, আমার স্বপ্ন একটা মানে আমি একটা boutique shop খুলবো আরকি নিজের মতো করে উম এটা আমার স্বপ্ন বলতে পারেন
আচ্ছা, আচ্ছা। হুম, সেটা আসলে খুব সুন্দর। আমি বলব যে, আমার স্বপ্নটা হচ্ছে গিয়ে একটা একটা বার্গারের দোকান দেওয়া, বার্গার joint
ইচ্ছা আছে। হুম। আচ্ছা, আচ্ছা। হুম।
সেটা নিয়ে আমি যে, অনেক চিন্তাভাবনা করি সবসময়। একটু, একটু daydreaming করি বলা চলে।
হুম। হ্যাঁ, এটা কিন্তু ভালো আসলে, আমি বলবো, নিজের
আ হুম। কারণ দেখা গেছে কি, আমি যদি অ্যা বেশিরভাগ সময় আমি friend-দের সাথে বাইরে গেলে আমরা ইয়াতেই যাই। কোনো খাওয়ার দোকান কিংবা cafe, এবং বেশিরভাগ দোকানের খাবার আমার ভালো লাগে না। কিন্তু দেখা যায় যে, ওখানে গিয়ে বসতে কিংবা ওখানের যে, environment-টা সেটা খুবই ভালো লাগে। আবার অনেক সময় দেখা যায় যে, বেশিরভাগ restaurant যেখানে খাবারটা খুব ভালো, সেখানে কিন্তু বসে তেমন একটা আনন্দ পাওয়া যায় না কিংবা মজা করা যায় না। সেখানে শুধু খাবারটাই enjoy করা যায়। আমি চাই যে
হুম। হুম। হুম। হুম। হুম। উ হ্যাঁ, আমার আমার কাছে মনে হয় এইযে, আপনি যেটা বললেন যে, আপনার burger এর burger বলেন আর যেকোনো fast food-ই বলেন এখন আমাদের আকর্ষণ কিন্তু এদিকটাই, সবথেকে। তাই না? মানুষ খুবই নির্ভরশীল হয়ে গেছে আমার মনে হয়। প্রচুর খেতে-টেতে পছন্দ করে এই ধরনের খাবারগুলো। তো আপনার যদি এটা করতে পারেন আমার মনে হয় খুব ভালো হবে। উ
হুম। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু, আমি হুম। আমি যদি অনেক fast food খাই, আমি বলব যে, আমার বেশিরভাগ fast food এর জায়গা ভালো লাগে না। কিন্তু তাদের খাবারগুলো আমার মানসম্মত মনে হয় না। আমার
হুম। আ হুম। হুম, তো আপনি আপনি কেমন ধরনের করতে চান place টা? আপনার স্বপ্নটা একটু শুনি।
আচ্ছা, আপনি কি, আপনি কি কখনো American burger খেয়েছেন?

তাই না?
কারণ আমার মনে হচ্ছে কারণ ধরেন একটা restaurant আমি যেই মালগুলা কিনবো সেইগুলা কিন্তু আমার একটা time এর মধ্যেই ব্যবহার করে ফেলতে হবে এবং একবার ব্যবহার করলে সেটা কিন্তু আমরা আমার বিক্রি করতেই হবে, না হলে জিনিসটা নষ্ট হয়ে যায়। খাওয়ার জিনিস না?
হুম। আসলে তো এটা expired হওয়ার একটা বিষয় আছে আপনার। কিন্তু কাপড়-চোপড়ের ক্ষেত্রে এটা হয় না আসলেই। ঠিক বলেছেন। হুম।
হ্যাঁ, তারপরে আবার হুম। অনেক ধরনের অ্যা certification লাগে, licensing লাগে। আম
হুম। আবার যে একটা restaurant আপনি খুলবেন সেটার জন্য অনেক বেশি জায়গার প্রয়োজন। একদম ছোট জায়গায় তো আর হবে না। আরেকটা boutiques এর দোকান দেখা যাচ্ছে, একটা ছোট ঘর নিলেই হয়ে যাচ্ছে।
হ্যাঁ, জায়গা হ্যাঁ। তারপর আবার ভিতরে decoration তারপর continuous অনেক জিনিস আনতে হয়, দিতে হয়, অনেক কোম্পানির সাথে আ deal করতে হয়, যে তোমরা এটা supply দিবা, ওটা supply দিবা। তাদের যদি আবার কোনো সমস্যা হয় তাহলে কিন্তু দেখা যেতে পারে যে পুরো business টাই stop হয়ে গেল, তাই না?
হুম। জি, জি, জি। হুম। একদম ঠিক বলেছেন।
এত risk আমার খুবই ভয় লাগে যে চিন্তা করতে। কিন্তু মাঝে মধ্যে আমি এই জিনিসটা নিয়ে ভাবতে খুব পছন্দ হয় যে হ্যাঁ, একটা খুব সুন্দর cute একটা restaurant হবে যেখানে স burger পাওয়া যাবে আর milkshake. burger গুলো খুবই simple কিন্তু খুবই মজা, perfect.
উম ভালো। আসলে আমার মনে হয় <chuckles> আমি আপনার সাথে এ বিষয়ে এব আপনার স্বপ্ন জেনে আসলে আমার খুব ভালো লাগলো। তো সবার আশা করি, দোয়া করি সবার স্বপ্ন পূরণ হোক। <chuckles> অ্যাহ হু।
উম আমারো খুব ভালো লাগলো। আমি আশা করি আপনার boutique এর দোকানটা খুবই successful হবে।